আচ্ছা এক্ষেত্রে কিন্তু এই যে আ তারপর LinkedIn আছে। তারপর দেখবেন যে আ সামাজিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে কিন্তু জব ভ্যাকেন্সি এর অনেকগুলো গ্রুপ আছে। ঠিক আছে? ওখানে কিন্তু প্রতিদিনই অনেক ধরনের চাকরির সার্কুলার দেয়া হয়। তা আপনি আসলে সে সেগুলোতে খুঁজে, খুঁজে আপনার আ যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি এপ্লাই করতে পারেন। তখন দেখবেন যে আপনি মানে এখন তো অম ফোনের মাধ্যমেই সবকিছু করা যাচ্ছে। অনেক জায়গায় দেখা যায় ইন্টারভিউটা হচ্ছে ভিডিও কল এর মাধ্যমেও নেওয়া হয়।
আচ্ছা। জি। জি।
বা চাকরি করেন। তাহলে কিন্তু আপনার জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে আপনি কিন্তু একসাথে অনেকগু
বুঝতে পারছি।
পেয়ে যাচ্ছেন। তো আমি বলবো এই যে Bdjobs টা কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনার জন্য উপযোগী হতে পারে। আপনি এটা ট্রাই করে দেখতে পারেন।
আচ্ছা। আ আচ্ছা আপনি আসলে অনেকগুলো মাধ্যমের কথা বললেন। আমি আসলে মূলত অ বিডি জবস বা LinkedIn থেকেই চাকরি খোঁজার ব্যাপারটাকে দেখতাম। কিন্তু আপনি যে সোশ্যাল মিডিয়ার কথা বললেন, যে বিভিন্ন গ্রুপ আছে সেখানেও চাকরির অফার গুলো থাকে। আমার আসলে এটা চেক করা হয়নি। আমি আপনার কথা শুনে একটা আসলে নতুন পথ খুঁজে পেলাম। এবং আমি অবশ্যই আসলে চেষ্টা করব, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও চাকরি খোঁজার। আহ আপনাকে না অনেক ধন্যবাদ। আমার না কোথায় যেন একটু আমি আবার আশা ফিরে পাচ্ছি এবং মনে হচ্ছে যে এবার হয়তো ভালো একটা কিছু আমার জীবনে আসতেও পারে এবং আমার আত্মবিশ্বাসটা আবার ঠিকঠাক হয়ে যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ।
জি। আচ্ছা ঠিক আছে। হুম। জ্বী। শুনে বেশ ভালো লাগলো যে আপনি এখন অনেকটাই নরমাল ফিল করছেন। আমিও আশা রাখছি যে আপনার যে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস সেটা আস্তে, আস্তে ফিরে আসবে। এবং এভাবে আপনি চেষ্টা করবেন সেটাও আমি আশাবাদী। তো আপনার জন্য আসলে অনেক, অনেক শুভকামনা রইলো। আশা করছি আপনার পরবর্তী যে দিনগুলো আসবে সেগুলো অনেক ভালো কাটবে। ভালো থাকবেন। ধন্যবাদ।
ধন্যবাদ।

জ্বী। আসলে আপনার যে পরিস্থিতিটা এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। কারণ এতগুলো স্টেপ পার হয়ে যখন আপনি ফাইনাল পজিশন এ যাওয়ার একটাই স্টেপ মাত্র আগে ছিলেন সেখান থেকে আপনি বাদ পড়ে গিয়েছেন। এটা আসলে না যে কারো জন্য একটু কষ্টের বা একটু বেদনার একটা মুহূর্ত তৈরি করেই দেয়। তো এটা নিয়ে আসলে আপনি মন খারাপ করবেন না। কারণ এইযে আপনি বললেন যে এ ১৭,০০০ মানুষের মধ্যে থেকে সিলেক্ট হতে, হতে তারপর আপনি একদম ফাইনাল ৬ থেকে ৭ জন ক্যান্ডিডেট এর মধ্যে নিজের জায়গাটা করে ফেলতে পেরেছেন। সেটাই কিন্তু আপনার জন্য আসলে বিশাল বড় একটা অর্জন। তো আপনি আসলে এটাই একটু নিজের এই দিকটাকে একটু পজিটিভ ভাবে ভাবুন, যে আপনি আসলে কোথা থেকে কোথা পর্যন্ত এ এসতে পেরেছেন। তো এইযে একটা আপনার যে আ অগ্রগতি হয়েছে এটা কিন্তু আপনি নিজের চোখেই দেখতে পেরেছেন। তো আপনি চাইলে কিন্তু পরবর্তীতে আবার শিখানোর চ চেষ্টা করে দেখতে পারেন। বা আরো অনেক তো মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যেখানে আপনি হয়তো আপনার যোগ্যতা অনুযায়ী এপ্লাই করতে পারবেন। তো তখন কিন্তু তো এইযে আপনার যে আত্মবিশ্বাসটা তখন কিন্তু সেটা আরো বেড়ে যাবে। কারণ আপনি কিন্তু এই যে স্ক্রিনিং এর যে পদ্ধতিগুলো ছিল সেগুলো কিন্তু আপনি আগেও একবার আ সেই অভিজ্ঞতাটা নিয়েছেন। তো আপনি কি আসলে কখনো আ মানে অন্য কোথাও এপ্লাই করার চেষ্টা করেছেন? মানে চিন্তাভাবনা কি মাথায় এসেছে?
জি। জি। জ্বি, জ্বি। বুঝতে পারছি। জি, আসলে চিন্তাভাবনা তো আ অবশ্যই আছে যে এপ্লাই তো করছি। কিন্তু আসলে এইযে আত্মবিশ্বাসের জায়গাটা আমার আসলে এত ভালো একটা মানে একদম ফাইনাল রাউন্ডে যে ফ একটা ভালো পজিশন থেকে উ মানে বাদ পড়ে গিয়েছি তো সেই জিনিসটা আসলে আমাকে খুবই একটা বড় ধাক্কা দেয়। তবে হ্যাঁ আমার আসলে এখন আরো বিভিন্ন কোম্পানিতে চেষ্টা করা উচিত, যাতে আসলে আমার হয়। কিন্তু আমার কেনো জানি বারবার মনে হচ্ছে, আবার হয়তো আমি এ মানে শেষ ধাক্কায় আর ঢুকতে পারবো না বের হয়ে যাবো। যেহেতু একবার আমার সাথে এই ঘটনাটা ঘটে গেছে আমার না ওইখান থেকে খুবই একটা আত্মবিশ্বাসের অভাব বোধ হচ্ছে। আসলে এই আত্মবিশ্বাসের ব্যাপারটা আমি কীভাবে আবার ঠিক করতে পারি? আপনি কি আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন?
জী। হু, হু। আচ্ছা।